উম এইটা কিন্তু আসলে একটা বড় বিষয়, পরিবারের যে বিষয়টা। পরিবার যদি সাথে না থাকে, হ্যাঁ? তাহলে কিন্তু দেখবেন যে বিশেষ করে, এই বড়, বড় প্রজেক্ট গুলোতে। বা দীর্ঘ যে প্রজেক্টটা যে, যেটা আসলে অনেক সময় ধরে চলে, সেগুলো কিন্তু টিকে থাকা যায় না। কারণ, এ দিন শেষে আমরা তো আসলে সামাজিক জীব বা পরিবারে থাকি। বা পরিবারের জন্যই আসলে সবকিছু করি, এই চিন্তাভাবনায় যাই করতেছি। এই যে একটা মোটিভেশন। এখন পরিবার যদি সাথে না থাকে বা পরিবার যদি এটাকে এম উম বলা যায় যে, নি হাল ছাড়তে দিয়ে দে বা হাল ছেড়ে দেয় বা তারা আসলে যদি বলে যে, এটার বিরুদ্ধে থাকে। তাহলে কিন্তু আসলে সেটা আর করা যায় না। এক্ষেত্রে তাদের ভূমিকাটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় আছে এখানে। যে আপনাকে যদি আসলে আ এইটা হচ্ছে যে, আপনি যখন কাজটা করতে যাবেন, মাসের মধ্যে এমন হয় যে, শেষের দিকে বিশেষ করে। হয়তো ১ মাস হাতে আছে, আপনি শেষ করতে চাচ্ছেন। তখন কিন্তু আসলে হয় যে অনেক চাপ চলে আসে, তখন থেকে, পরিবার থেকে কিন্তু একটা দূরত্বের সৃষ্টি হয়ে যায়। যে বেলেন্সিং বা আত্ম খেয়ালের যে বিষয়টা, তখন কিন্তু আসলে সেটা আবার হয়ে ওঠে না। এই একটা সমস্যা কিন্তু আবার সেখানেও হয়।
হ্যাঁ। <chuckles> হুউম। সেটা তো ঠিক। <chuckles> সেটা তো অবশ্যই। তখন জিনিসটা করেন। হ্যাঁ। <chuckles> করা যায় না, হ্যাঁ। নিঃসন্দেহে হু। সেটা কি ভাই? <chuckles> না, সেটা তো ঠিক। হ্যাঁ, এটা ঠিক যে, আপনার কিন্তু যখন দেখেন যে একটা পরিবার, বিশেষ করে আপনার। যখন আপনি একটা কাজের ক্ষেত্রে দেখবেন যে মোটিভেশন পাচ্ছেন না। বা আপনার পরিবার যদি আসলে বলা যেতে পারে, আপনাকে সহযোগিতা না করে, তখন কিন্তু আসলে বিষয়টা করতে বেশ কষ্টকরই হয়ে যায়। কারণ, আপনার ব্যক্তিগত জীবন এবং কাজের ক্ষেত্রে তো একটা ব্যালেন্স থাকা দরকার। কারণ, যখন দেখছেন যে পরিব পরিবার জিনিসটাকে পছন্দ করছে না, তখন কিন্তু আস নি মানে নিরুৎসাহিত যে হওয়ার যে ব্যাপারটা হ্যাঁ। এটা কিন্তু আসলে সেক্ষেত্রে মোটিভেশনটা কিন্তু হারিয়ে যায়, যেটা আসলে আপনি বলছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু আসলে পরিবারকে বোঝানোর ব্যাপারটাও কিন্তু কাজে লাগতে পারে। তো এটা কিন্তু ঠিক। তো আ এটা থেকে আসলে মনে পড়ল, কখনই কি আপনি কোনো দীর্ঘ প্রজেক্টে, ত্যাগ করার চিন্তা করেছেন কিনা? আর যদি হ্যাঁ, তবে কি কারণে আপনি আসলে থামেননি?
হু, হু। হুম, ঠিক বলেছেন। হ্যাঁ, নিরুৎসাহিতর যে বিষয়টা থাকে বা মোটিভেশনটা হারিয়ে ফেলার যে বিষয়টা থাকে। একদম।

হয় না। হ্যাঁ। না আপনি আসলে বিষয়টা বেশ ভালো ভাবেই বললেন যে, একটা কাজে যখন আপনার একঘেয়েমি লাগে, তখন আপনি একটা টেকনিক ব্যবহার করেন। যাকে বলে "Pomodoro Technique." তো এটার বিষয় এমন যে, আপনি ২৫ মিনিট কাজ করে কিন্তু নিজেকে বিরতি দেন বা হয়তোবা একটা গেম খেলেন বা ছোট্ট একটা ইচ্ছা আপনি প্রকাশ করেন নিজের ক্ষেত্রে নিজের। আবার বলা যেতে পারে নিজেকে উপহারস্বরূপ আপনি এ কিছু করেন বা হাঁটেন। এটা কিন্তু একটা ভালো একটা টেকনিক। কারণ এক্ষেত্রে কিন্তু আসলে একঘেয়েমি যে কাজটা, এটা থেকে কিন্তু নিজেরকে মানে মাইন্ডসেটটা কিন্তু ঠিক রাখার যে ব্যাপারটা এটা কিন্তু হয়। তো মোটিভেশন এর ক্ষেত্রে মাইন্ডসেট কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আর যদি কোনো কাজ ধীর গতিতে চলে তখন আপনি কিভাবে মাইন্ডসেট পরিবর্তন করেন?
হু, হু। জি। হুম। জি। ধন্যবাদ। রাইট। রাইট। আচ্ছা। এক্ষেত্রে আসলে আ যদি বলতে চান যে, এইযে একদম আসে মানসিকভাবে যদি ক্লান্তিটা চলে আসে, সেক্ষেত্রে আসলে <smacks lips> অ্যা এই কাজটাতে আমাকে শেষ করতে হবে, তাই না? তো এটার জন্য যেটা করি যে একটু সময় এক্সটেন্ড করি, একটু চাপটা কমিয়ে ফেলি। হয়তো আমি ৬ মাসে শেষ করার কথা ছিল হয়তো। আমি যাদের জন্য করছি তাদের কাছে আসলে রিকোয়েস্ট করি। যেহেতু আসলে এটা শৈল্পিক কাজ। এখানে কিন্তু আসলে আ ধরা বাঁধার সময়টা আসলে মানা যায় না। তো সেক্ষেত্রে একটু সময় নেওয়ার চেষ্টা করি। কিছুদিন হয়তো পরিবেশটা একটু পরিবর্তন করি, একটু বাইর থেকে ঘুরে আসি। এই মনে করেন যে, আ একটু গ্রামের বাড়িতে যাই, সেখানে কয়েকটা দিন কাটাই। তো সেক্ষেত্রে যেটা হয় যে, তখন কিন্তু ওইযে মনটা যখন এইযে যান্ত্রিকতার যে বিষয়টা আসলে চলে আসতেছে আপনি যেটা নিয়ে বারবার বলতেছেন। ঐটা থেকে গেলো কিছু হলো একটা পরিত্রাণ পাওয়া যায়। ওইযে ইমোশন যে বিষয়টা থাকে, হিউমেন ইমোশন যেটা আসলে বলা যায় যে মানুষের এ যে বিষয়টা থাকে। সেটা কিন্তু আসলে ঐযে পরিবারের সাথে যখন থাকবেন, তখন কিন্তু একটু অ বলা যায় যে আপনার মাথাটা একটা রেস্ট মোড এ চলে যাবে বা বলবেন যে আপনার এইযে, মানসিকভাবে নিজেকে আবার হিল করতে পারছেন। এই বিষয়টা কিন্তু আসলে সেখানে চলে আসে। তো এই কারণে তখন আবার ঠিক হয়ে যায়।
<clears throat> হ্যাঁ। সেটা তো অবশ্যই। অ্যা হ্যাঁ। হুম। অ্যা হ্যাঁ। আচ্ছা। এটা চলে আসছে, হ্যাঁ। <chuckles> হু। হ্যাঁ। এইটা তো ঠিক যে একটা ব্যাপার। যে আপনি যখন হুম। একটা এ ব্যাপারটা বেশ ভালো। যে আপনি যখন দেখেন একটা কাজে আপনার অনেক সময় যাচ্ছে। তখন আসলে আপনি কাজের ডেডলাইনটা বলা যেতে পারে একটু পরিবর্তন করে নিয়ে আসেন বা বলা যেতে পারে একটু তাড়াতাড়ি করে ফেলেন। কারণ বিষয়টা বেশ ভালো। এক্ষেত্রে আসলে সময়টাও কিন্তু কাজে লাগাতে পারেন বা সেক্ষেত্রে কিন্তু আপনি রেস্টের ব্যাপারে আপনি হয়তোবা পরিবারকে সময় দেন বা একটু ঘুরে আসেন। কারণ এ আপনার তো ব্রেন। তো সেক্ষেত্রে রেস্টের ব্যাপারটাও তো বেশ জরুরি। আর যেহেতু একঘেয়েমি লেগে যায়। যদি আপনি কাজটা তাড়াতাড়ি করে আসেন, তাহলে কিন্তু কাজের যে অ্যা ভালো ফলাফল আপনি কিন্তু ধরে রাখতে পারেন। আপনার ক্ষেত্রে আরকি। তো দীর্ঘ প্রজেক্ট এর সাথে ব্যক্তিগত জীবন আসলে আপনি কিভাবে বেলেন্স করেন এবং দুটো জায়গায় আসলে মোটিভেশন কিভাবে ধরে রাখেন?
হ্যাঁ, হ্যাঁ। একদম। রাইট। রাইট। ঠিক বলেছেন।